বাহ! এটা শুনে আমার বেশ ভালো লাগলো।
তখন হ্যাঁ, হ্যাঁ তখন ছোটবেলায় আমার কাজিন করে দিয়েছে আর বড় হয়ে সেটা আমি আবার পুনরায় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার নতুনভাবে সেট করেছি। যেটা আ আসলেই খুবই সুন্দর হ্যাঁ, হ্যাঁ পুরোনো জিনিস নতুন করে আমি ফিরে পেয়েছি। তো এটা খুবই ভালো হুম আর আমি বলতে পারেন আমি পুরনো জিনিসটা আসলে নতুন করে শিখতে পেরেছি। তো কারণ তখন তো আমি জানতাম না আসলে তারা যেটা করেছে ওটা কিভাবে কিন্তু আমি করার পরে বুঝলাম হুম যে এটা এভাবেই করেছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে আরকি। পুরোনো জিনিসটা আমার একদম নতুন হয়ে গেছে।
উহু। <chuckles> বাহ! হুম, হুম মানে পুরোনো জিনিস। পুরনো জিনিস নতুন করে আসলে করা। বাহ! হুম, এটা শুনে আসলে খুব খুশি লাগলো। হুম। হু। হুম, জ্বি। আসলে আমারও শুনে প্রচন্ড রকম ভালো লাগলো যে আপনি পুরনো জিনিস নিয়ে আসলে এভাবে নাড়াচাড়া করে পুরনো জিনিস থেকে আসলে নতুন কিছু শিখেছেন।
হুম। হ্যাঁ। একদমই। এটা আমার খুবই ভাল।
এখন তো আপনি নি বানাতে পারবেন, তাই না?
একদমই নিজে, নিজেই তৈরি করতে পারব। কোন সমস্যা নাই আমার। আমি হুম একদমই দেখা যাচ্ছে এইযে পুঁথির ব্যাগ-ট্যাগ গুলো তৈরি হয় না? এগুলোও আমি তৈরি করতে পারি। আমি শিখছি। হাতের কাজ তো করতে পারি আমি। বিভিন্ন স্টিচ।
মানে নতুন করে একদম বানাতে পারবেন তো? হুম। আচ্ছা! মানে? আপনি আসলে এগুলো কোথা থেকে শিখছেন?
আমি যদি পরেন বেশির ভাগটাই আমি YouTube দেখে শিখছি। শিক্ষা গরু আমার YouTube। আমি দেখে শিখতে বা বানাতে পছন্দ করি সবকিছু। হুম।
আচ্ছা। হু, হু। যাক, এটা শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি হচ্ছে ঘরে বসে আসলে আ YouTube প্লাটফর্ম এর মাধ্যমে আপনি কত কিছু শিখছেন এবং এটা কিন্তু আমাকে খুব উম ইন্সপায়ার করলো যে আমিও আসলে চাইলেই শিখতে পারবো।
হুম। হুম। হ্যাঁ আর একদমই যে কেউ চাইলেই শিখতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর সেটা করার চেষ্টা করতে হবে আসলেই। ভালো লাগল। হুম, আহ! হ্যাঁ।
হু। আচ্ছা, আপনাকে অসংখ্য হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাকে সাজেস্ট করার জন্য। আমিও আসলে চেষ্টা করব YouTube কে শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করতে।
অবশ্যই। হ্যাঁ অনেক কিছু শেখা যায়। আশা করি শিখবেন। হুম ভালো লাগল কথা বলে সত্যিই অনেক কিছু জানতে পারলাম। হুম।
জ্বি, হু। জ্বি আপনার সাথে জ্বি আপনার সাথে কথা বলেও আমার প্রচন্ড ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।
আচ্ছা ভালো থাকবেন। ধন্যবাদ।
জ্বী।

একদমই আমার দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে আজকে। অনেক কিছু শিখেছি আমি আজকে, সারাদিনে।
হুম। আচ্ছা, আসলে আমরা তো প্রতিনিয়ত শিখতে খুবই ভালোবাসি এবং
হম একদমই।
হুম, কোন না কোন কিছু নিয়েই তো আমরা আসলে আ আমাদের জীবনটাকে আসলে গুছিয়ে রেখেছি। যে প্রতিদিন আমরা এই কাজটি করব।
একদমই ঠিক বলেছেন আপনি। জ্বী, জ্বী, জ্বী।
কিংবা আ পুরোনো কাজটি করব কিংবা নতুন কাজটি করব। আসলে আমরা তো শেখার মধ্য দিয়েই যাচ্ছি প্রতিনিয়ত।
একদমই, হু। একদমই।